না, এদিক দিয়ে আমি বলবো যে প্রযুক্তির একটা খারাপ দিকও আছে। যেরকম মনে করেন প্রযুক্তি এরকম বেড়ে যাওয়ার কারণে বন্ধুত্বের কিছু, কিছুটা সময় বিশ্বাসও কমে যায়। যেরকম মনে করেন যে আমি আমার বন্ধুকে ফোন দিয়ে বলতে পারি যে, "আমি এই জায়গায় আছি বা আমি ওই জায়গায় যাবো, তুমি চলে যাও। বা আমি তোমার জন্য দাঁড়ায় আছি এখানে তুমি চলে আসো।" বন্ধু বলবে, "হ্যাঁ, আমি তো চলে আসছি। আমার আর ২ মিনিট লাগবে।" কিন্তু ২ মিনিট পেরোয় গিয়ে ১/২ ঘন্টা, ১ ঘন্টা হয়ে যায় আমি বন্ধুর জন্য দাঁড়িয়েই আছি। সেই, সেই, সেই জিনিসটা কিন্তু প্রযুক্তিই করায়। যদি ফ মোবাইল মোবাইলের প্রযুক্তিটা না থাকতো তাহলে আমি ফোনও দিতাম না। ও ওর সময় মতো আসতো। আমি care ও করতাম না ও কতক্ষণ পরে আসছে। কিন্তু ওই প্রযুক্তির কারণে আমার টাইমও মাপা হয়ে গেছে যে না ও টানা ১ ঘন্টা আমাকে দাঁড়া করায় রাখছে। সেটার জন্য ওকে শাস্তি হবে।
হুম। হুম। <giggles> হু, হু, হু। হুম। হু। হ্যাঁ, আসলে কি সহজও আছে, কঠিনও আছে। যে যেভাবে ব্যবহার করবে সেরকমই হবে। হ্যাঁ।
জ্বী, জ্বী। জ্বী, জ্বী। সৎ মানুষের জন্য সৎ, অসতের জন্য অসৎ। অবশ্যই, অবশ্যই। যেটা এটা এটা এটা এটা দুনিয়ারই নিয়ম আমি মনে করি।
জ্বী, জ্বী, জ্বী। হু। হুম, একদম ঠিক বলেছেন। যাই হোক।
যাক, বন্ধুত্ব জ্বি, জ্বি। বন্ধুত্ব জিনিসটা আমি মনে করি খুবই জরুরি। মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কমপক্ষে হলেও। কারণ পারি পরিবারের পাশে যদি পারা মানে পারিবারিক সম্পর্কের পাশে যদি বন্ধুত্ব সম্পর্ক আপনি বজায় না রাখেন আমি মনে করি আপনি খুবই একা হয়ে যাবেন। যেটার কারণে
<clears throat> হুম, হুম, হুম। হুম। <smacks lips> জ্বি, জ্বি, জ্বি, জ্বি। আসলে ঠিক বলেছেন আপনি।
পুরা দুনিয়াট পুরা দুনিয়াটাই আপনার কাছে ছোট মনে হবে আমি মনে করি।
হ্যাঁ, হ্যাঁ, আমার পরিবারের অনেক কথা যেটা আমি বলতে পারি না সেটা কিন্তু আমার বন্ধুদের সাথে শেয়ার করে বলতে পারি। একটু সমাধানও দেয় তারা। ভালোও হয় আরকি।
জ্বী, জ্বী। জ্বী, জ্বী। জ্বি। মানে এ কমপক্ষে তারা জিনিসটা বুঝতে চেষ্টা করে। বুঝতে না পারলেও। সেটাই, সেটাই মেইন, আমি সেটাই গুরুত্বপূর্ণ আমি মনে করি। যাক, আপনার সাথে বন্ধুত্ব নিয়ে কথা বলে আমার খুবই ভালো লাগলো। কিছু স্মৃতিও মনে পড়ে গেল পুরাণ, পুরাণ বন্ধুদের। ও
হুম। হু, হু। হু। হুম। হ্যাঁ। একদমই ঠিক বলেছেন। পুরনো স যা আমি মনে হয় আমার স্কুলেই ফিরে গেলাম। কথা বলার সময় বলতে পারেন। <chuckles> তো ভালো লাগলো কথা বলে। অনেক ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুম।
জী। না বারা বাপ আমার জ্বি, জ্বি। খুবই ভালো লাগল। ভালো থাকবেন। শুভ বিকেল।